আচ্ছা, আপনি স্টাইল আ বদলাতে ভয় কাটান আসলে কীভাবে?
হুম, আসলে স্টাইলের যে বিষয়টা, এটা যদি আমি যদি আপনাকে বলি, আ আমি হচ্ছে নিজেকে নিয়ে বেশ কনফিডেন্ট। ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে হচ্ছে যে আ আমার আসলে মনে হয় যে কনফিডেন্স থাকলেই আসলে নিজেকে নিয়ে আসলে মানে আমি স্টাইলটা বদলাতে মানে আমি তেমন একটা ভয় পাই না আরকি, ব বলা যায় এটা।
বাহ! দারুণ ব্যাপার। একটু হ্যাঁ, স্বাচ্ছন্দ্য আসলে আ পাওয়া যায়।
হু, হু। বলা যায়।
উ হুম, এটা কিন্তু আ শুনে ব হচ্ছে অ মানে ভালো লাগলো যে আপনি আসলে স্টাইলটা আসলে যখন আ করেন, তো আ নিজেকে আসলে একটু কনফিডেন্সের সাথে আসলে আ করার চেষ্টা করেন বা স্টাইলটা আসলে যখন করেন, তখন কিন্তু একটু কনফিডেন্সের সাথে থাকেন। তো এইযে স্টাইলের যে ব্যাপারটা, তো সেটা কি আসলে আপনার কাছে মনে হয় যে আপনার আ নিজের পরিচয় আসলে দিয়ে দেয়? নাকি মনে হয় যে আপনি আসলে বা অন্যের স্টাইল দেখে আসলে করে থাকেন সাধারণত?
হু, হুম। আ দেখেন এখানে আসলে স্টাইল এর যে বিষয়টা হচ্ছে আ বলতেছেন এটার আসলে হচ্ছে যে আরো অনেকগুলো হচ্ছে ওয়ে আছে। যেমন আমি হচ্ছে অনেক সময় অনলাইন থেকে দেখি, যেমন Facebook থেকে দেখি। বা হচ্ছে যে ধরেন যে, আ আর কিভাবে বলা যায় যেমন ধরেন যে আমি মানুষজনকে দেখি, সেভাবে হচ্ছে হতে পারে আরকি।
জি। বিভিন্ন ট্রেন্ড এ আসলে ফলো করে থাকেন।
হুম, হুম। হ্যাঁ, মোটামুটি যে আ ট্রেন্ড এর ক্ষেত্রে যদি বলি, দেখেন ফ্যাশন আর স্টাইল হচ্ছে টোটালি ডিফারেন্ট জিনিস। যেমন ধরেন যে ফ্যাশন শো তে দেখবেন যে, ওরা একটা থিম এর উপর বেস করে হচ্ছে স্টাইলটা করে। যেমন হচ্ছে যে, আ দেখবেন গাছ লাগানো থিম <chuckles> দেখবেন weird weird অনেক জামাকাপড় পরে। আবার স্টাইল জিনিসটা কিন্তু ওরকম না। স্টাইল হচ্ছে যে একটা আপনি ফরমাল হতে পারে, ক্যাজুয়াল হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনারা কোন এনভায়রনমেন্ট এ যাচ্ছেন, কার সাথে দেখা করতে যাচ্ছেন সেগুলো সবকিছুর উপর।
আত একদমই তাই। <chuckles> জি। হুম, সেটাই। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন য আসলে স্টাইল আর ফ্যাশন কিন্তু আ ২ টা আসলে ভিন্ন জিনিস। যদি আসলে সেটা আপনি ঠিক মত আসলে করতে পারেন তখন কিন্তু তো হয়। তো আপনি কি মনে করেন বা আপনার কি আসলে এরকম হয়? যে আপনি আসলে নিজের মতো আসলে স্টাইল করেন বা আপনার আ নিজস্ব একটা স্টাইল আছে রয়েছে?
উম <chuckles> আমার আসলে উম এটা যদি আমি বলি, আমার স্টাইল এর ক্ষেত্রে আমি আপনাকে বলি যে, আমার আসলে শু পরতে ভালো লাগে না। এক্সাক্টলি এটা হচ্ছে আমার শু পরতে ভালো লাগে না। আবার এই শু পরতে ভালো লাগে না, এজন্য হচ্ছে ফরমাল ড্রেসআপও হচ্ছে, আমার ভালো লাগে না। ঠিক আছে? মানে এই যে কোট, ব্লেজার। তো দেখা যায়, আমি সবসময় casual জামাকাপড় পরি, যেমন হচ্ছে যে আ গেঞ্জি। আবার গেঞ্জির হচ্ছে কলার ওয়ালা গেঞ্জি আমার ভালো লাগে না। তো এই জিন্স পরা যায়, গ্যাবার্ডিন পরে সাথে একটা গেঞ্জি পড়ার চেষ্টা করি, আরকি। আর শার্টের ক্ষেত্রে আমি হাতাকাটা শার্টটা বেশি পছন্দ করি।
জ্বী, জ্বী। ও, আচ্ছা! <chuckles> আচ্ছা, বুঝতে পেরেছি। হু, হু, হু, হু, হু। অও! আচ্ছা, আচ্ছা। তো, সেক্ষেত্রে যে আসলে আপনি বললেন যে, এইটা আপনি আসলে পড়েন, বা এটা আপনার নিজস্ব একটা স্টাইল। তো, সেক্ষেত্রে কি এটা আসলে আপনি যেকোনো জায়গায়ই পড়ে যান? মানে যেকোনো ধরেন অনেকে আছে যে অনুষ্ঠান ভেদে, বা হচ্ছে পরিবেশ ভেদে, কিন্তু তাদের আসলে স্টাইল টা বদলে থাকে তো আপনার বেদাল বেলাও কি সেইম হয়, নাকি আপনি ওই সেইম স্টাইল টাই আসলে ফলো করার চেষ্টা করেন?
উম এটা আসলে কিভাবে বলব আমি আপনাকে, আ ফলো করার চেষ্টা তো করি। আবার অনেক সময় ফলো করার চেষ্টা করিও না। মানে আমার কাছে যেটা মনে হয় যে, আ আপনাকে যদি বলি যে মানে স্টাইল জিনিসটা আসলে আমার ভিতর থেকে আসে বুঝছেন? মানে, আমি অন্য অন্যকে একটা জামা কাপড়ে ভালো লাগতেছে। এটা আসলে আমাকে ভালো যেমন আমার কিন্তু একটু ভুঁড়ি আছে। ঠিক আছে? তো যে লোক আপনি যখন দেখবেন যে, একটা সুন্দর শার্ট পরে আছে, ফুলহাতা শার্ট পরে আছে, প্যান্ট পরে আছে, ইন করে আছে ওটাতে আমাকে ভালো লাগে না। আমাকে ভালো লাগে যে, এটা হচ্ছে একটু মানে হালকা-পাতলা বা একটু হচ্ছে কম ঢিলাঢালা, এ ধরনের জামা-কাপড় হচ্ছে, আমার ভালো লাগে।
একদমই। হু, হু। আচ্ছা। হু, হু। একটু লুজ। আচ্ছা, আচ্ছা। বা! এটা কিন্তু আসলে দারুণ বললেন যে আ ওই ক্ষেত্রে বা আপনি আসলে স্টাইল করার সাথে সাথে এটাও লক্ষ্য রাখেন যে অ কোনটাকে আসলে আপনাকে মানাবে বা কোনটাতে আসলে আপনি মা আপনাকে মানাবে না। তো স্টাইল এর ক্ষেত্রে যেমন আসলে কিছুক্ষণ আগে বলা হয়েছিল বা আপনি বলেছিলেন যে এ ট্রেন্ডের ব্যাপারটা আসলে তেমন আপনি আসলে ফলো করেন না। আ তো এই ছোট, ছোট কিন্তু অনেকে আসলে এক্সপেরিমেন্ট করে থাকে যে বে একটু কিছু কিনে এটা আসলে দেখলো যে এটা আসলেই তাকে মানায় কিনা বা তার আ নিজের পার্সোনালিটির সাথে আসলে আ এটা যায় কিনা? তো এরকম কোনো ছোট এক্সপেরিমেন্ট কখনো কি আপনার করা হয়েছিল কিনা?
না আসলে আমার এ ধরনের এক্সপেরিমেন্ট করা হয় না আসলে। আমি জামা কাপড়ের ব্যাপারে খুবই সিলেক্টিভ। ঠিক আছে? মানে খুবই সিলেক্টিভ মানে হচ্ছে খুবই সিলেক্টিভ। আমি আ যেমন ধরেন যে আসলে যেকোনো ধরনের জামাকাপড় আসলে আমি পছন্দ করি না, first of all হচ্ছে এটা। আর হচ্ছে যে মানে আ যেমন ফর্মাল কথা আমি আগেই বলছি যে ফর্মাল আসলে আমার একদমই পছন্দ না। আর স্পেশালি হচ্ছে আমার একটা কোট আছে। ছোটবেলায় কোট ছিল, এখনো কোট আছে। কিন্তু আমি একটা কোট ২ বছর ধরে বানায় রাখছি। বেশ দাম দিয়ে ভালো জায়গা যে Raymond থেকে আমি কিনছি কিন্তু আমার আসলে একদিনও পড়া হয় নাই। আমি কিনছিলাম মেইনলি হচ্ছে যে ভাইভা তে পড়ে যাবো ভাইভা তে পড়ে যাবো, কিন্তু আমার আসলে ভাল লাগে না মানে হ্যাঁ, আমার আনকমফর্টেবল লাগে খুবই। মানে ড্রেস আপের বিষয়ে আমি খুবই সিলেক্টিভ। ড্রেসআপ তারপর হচ্ছে চুল, তারপর হচ্ছে দাঁড়ি এগুলো নিয়ে আমি খুবই আসলে সিলেক্টিভ আরকি।
আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা, হুম। ম জি। ও সেটা কেনো? আচ্ছা ভাইভা তে। আচ্ছা, আচ্ছা, বোঝা গেল। তো অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে দেখা যায় যে আ আপনার আসলে যে এ স্টাইলটা বা এক ধরনের যতক্ষণ আসলে আপনি আ পোশাক পরেন তখন কিন্তু আপনার আশেপাশের মানুষজন কিন্তু অনেক সময় দেখা যায় যে, হক কটু কথা বলে বা বন্ধুরা কিন্তু অনেক সময় এটা নিয়ে আসলে হাসি-তামাশা করে। তো এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আপনাকে এখন পর্যন্ত হতে হয়েছিল কিনা সেটা জানতে চাচ্ছিলাম?
আ পরিস্থিতিতে আসলে আমি সেভাবে পরেই নাই আসলে। আচ্ছা, আপনি প্রশ্নটা আরেকবার একটু বলেন তো?
আ মানে আমার প্রশ্নটা হলো যে, আপনি যখন আসলে ধরুন এক ধরণের যেমন আপনি বললেন যে আপনি আ এক ধরনের ড্রেস পরেন বা হচ্ছে সবসময় চেষ্টা করেন একটু আ জিন্সের প্যান্ট বা একটু ঢোলা টি-শার্ট আসলে পরার জন্য। তো সেক্ষেত্রে যখন আপনি এক ধরণের আসলে পোশাকটা পড়ছেন, তো অনেক সময় আসলে হয়ে যায় না যে, এই এক ধরনের পোশাক পরার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাঝে, মাঝে একটু আ মজা করে বা কটুক্তি করে একটা কথা বলে যে, "আ সবসময় কেনো এক ধরণের জামা পরা হয় বা সবসময় কেনো এক ধরনেই জামা পরে।" তো সেক্ষেত্রে আপনাকে কখনো এরকম সম্মুখীন হতে হয়েছে কিনা?
উ হু, হু। উহ আ এটা আসলে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাতো সম্মুখীন হতে হয় না, এটাতো বলাই যাবে না। অনেক হয়। শুধু বন্ধু-বান্ধব না। আমার হচ্ছে যে, প্রেমিকা, আমার মা-বাবা, তারপর আমার বোন, আমার আত্মীয়স্বজন সবাই এভরিওয়ান। যেমন আমার প্রেমিকা মাঝে, মাঝে আমাকে বলে যে মানুষ ডেট করতে আসলে হচ্ছে একটু, সুন্দর শার্ট পরে আসে তারপর হচ্ছে যে সেজে-গুজে আসে। বা চেকবে পরিপাটি হয়ে আসে, কিন্তু আমি যাই হচ্ছে গেঞ্জি পরে, ট্রাউজার পরে, জার্সি পরে। আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে জার্সি। আমি যে ফুটবল ফ্যান, আর হচ্ছে আমি আসলে আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে জার্সি। তো আমার আসলে হচ্ছে যেটা মনে হয় আসলে যে, আমি বিয়েও মনে হয় করব জার্সি পরে আরকি! এটা আমার কাছে মানে, মনে হয়।
<chuckles> আচ্ছা, আচ্ছা। আ! <chuckles> <chuckles> ও! আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা, দারুণ ব্যাপার! <chuckles> মানে একটা ইউনিক ওয়েতে আসলে করার চেষ্টা করছেন, তাই তো?
এক্সাক্টলি, এক্সাক্টলি হ্যাঁ, হ্যাঁ। এমনি করে করার চেষ্টা করতেছি।
মানে এখানের ক্ষেত্রেও আসলে আপনি চাচ্ছেন যে আপনার অ্যা নিজস্ব আসলে স্টাইলটা ধরে রাখার জন্য বা আ নিজের আসলে কমফোর্ট জোন এ থাকার জন্য। তো স্টাইল এর ক্ষেত্রে কি আপনি আসলে যেহেতু কমফোর্ট জোনটা চলেই আসে। তো সেই কমফোর্ট জোনটাকে মাথায় রেখেই কি আপনি আসলে নিজস্ব স্টাইলটা বেছে নেন? নাকি আপনি আসলে চেষ্টা করেন যে যেটাকে আসলে আপনাকে মানায় সেটা যদি আ অনেক সময় দেখা যায় না? যে একটু আনকম্ফোর্টেবল ও লাগে নিজের কাছে যে এটা আসলে কেনো পড়লাম? বা এটা হলো তো ওই জিনিসটা আসলে করেন? নাকি নি শুধুমাত্র কমফোর্ট এর জোনটার কথা মাথায় রেখে আপনি স্টাইলটা করে থাকেন?
হুম, হুম। উম হুম, হুম। আমি কমফোর্ট এর জোনটাই অবশ্যই মাথায় রাখি। যেমন হ্যাঁ, এটা ট্রু যে আসলে অনেক জামা কাপড় যেগুলা পড়লে সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। সেগুলা একটু আংফং আনকম্ফোর্টেবল হতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে আমার কমফোর্ট টাই বেস্ট। মানে আমি কখনো এমন হয় না? যে আমি আমার কমফোর্ট এর কমফোর্ট কে হচ্ছে সেক্রিফাইস করে, আমি আসলে হচ্ছে আমার মানে আনকমফোর্ট একটা মানে, নিজেকে হচ্ছে ইয়া করতে চাইতেছি আরকি।
জ্বি, জ্বি, জ্বি। হুম, বোঝা গেল যে আপনি আসলে কমফোর্টের জিনিসটা মাথায় রেখেই কিন্তু স্টাইলটা করেন। তো এই যে স্টাইল করার ক্ষেত্রে অনেকে কিন্তু দামি, দামি ব্র্যান্ড খোঁজে নেয় বা অনেক স কে কিন্তু আসলে কম দামি জিনিস দিয়েও কিন্তু অনেক ভালো আসলে বা নিজস্ব একটা স্টাইল করে তোলে তো সেটা আপনার ক্ষেত্রে আসলে কেমন হয়?
উম দামের ক্ষেত্রে দেখেন, দামের কথাটা যখন চলে আসছে, আমি কিন্তু আমার অনেক জামাকাপড় রাস্তা থেকে কিনি। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি যেরকম Raymond, Infinity, যেমন দামি, দামি, Top Ten দামি, দামি, দোকান থেকে যেমন জামাকাপড় কিনি। তেমনি আমি কিন্তু থ্রিফটিং ও করি। যে রাস্তার মধ্যে ইউজ জামাকাপড় আমি অনেক পরা অনেক পড়ছি। ঠিক আছে? যেমন স্পেশালি শীতকালে যে জ্যাকেট গুলা মেক্সিমাম ই হচ্ছে আমার ইউজ জামাকাপড়। মানে আমার কাছে মনে হয় না যে আসলে টাকাটা খুব একটা বড় ফ্যাক্ট, এক্ষেত্রে আসলে। আ টাকা তেমন একটা ফ্যাক্ট না। আমি আমার ইচ্ছামত আমার যেটা ভালো লাগছে দেখে, এটাই হচ্ছে আমার কাছে হচ্ছে যে পছন্দ আরকি। মানে আমার ভাল লাগলে আমি ওটা নিয়ে নেই।
আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। অ দারুণ ব্যাপার! মানে যেটা আসলে আপনার কাছে মনে হয়, যে এটা আপনার আ স্টাইল এর সাথে যায়। বা এটা আসলে আপনার কমফোর্ট জোন সেক্ষেত্রে আপনি আব বে ব্র্যান্ড, বা হচ্ছে নন-ব্র্যান্ড আসলে আপনি খুঁজে দেখেন না। আপনি আ নিজের আসলে কমফোর্ট টাই আসলে খুঁজে দেখেন। তো এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে আপনার আসলে এরকম কথা শুনতে হয় যে, এক স্টাইল কেনো আসলে আপনি বারবার, করছেন। তো পরিবার থেকে, বা প্রতিবেশীদের কে থেকে কখনো আসলে এরকম নেতিবাচক কখনো আসলে মন্তব্য পেয়েছেন কিনা? আর তার ফলে কোনো মানসিকভাবে আসলে আ কোন আসলে একটু ভেঙে পড়েছিলেন কিনা কখনো? যে আসলে অনেকের স্বাভাবিক ব্যাপার এটা। যে আসলে কেনো বলছি, তাহলে হয়তো আমার স্টাইলটাই খারাপ। এরকম কোনো আসলে সিচুয়েশন কখনো হয়েছে কিনা?
হু, হু। উম এরকম সিচুয়েশনে আসলে তেমন একটা পড়া হয় না। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি যে আমার হচ্ছে স্কুলের একটা ঘ মানে, এ মানে ভাইবার একটা ঘটনা আরকি। তো ভাইভাতে গেলে আমি হচ্ছে যে আমি আসলে জানতাম না যে ভাইবা তে 1st ভাইবা আমার জীবনের। তো ফা ফার্স্ট ভাইভাতে আমি আসলে আ আ জানতাম না যে আসলে ফরমাল-টরমাল এভাবে পরে যেতে হয়। আমি আসলে গেছিলাম যে একটা প্যান্ট, মানে একটা ঐযে গ্যাবাডিন প্যান্ট, আর হচ্ছে একটা ফুল স মানে একটা ফুল হাতা গেঞ্জি পরে, ঠিক আছে? ওকে, এটা আই আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে আমার ফল্ট অবশ্যই। যে আসলে আমার জানা উচিত ছিল। এটা আমার অ্যা হবে যে হ্যাঁ, হ্যাঁ, স্কুলের একটা কোনো একটা ভাইবা ছিল। কিন্তু আমি হচ্ছে মানে না বুঝেই আমি পড়ে গেছিলাম। পরে হচ্ছে ওখানে স্যার, যিনি ছিলেন উনি হচ্ছে আমাকে বিষয়টা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেন যে আসলে কেন আমার হচ্ছে একটা ফর্মাল ড্রেস আপ পড়া উচিত বা ঠিক আছে কমফোর্টেবলনেসও ঠিক আছে। কিন্তু একটা ফর্মাল জায়গা হচ্ছে ফরমাল হচ্ছে হিসেবে যাওয়া উচিত। এ ধরনের হচ্ছে যে মানে
জি, অবশ্যই। আচ্ছা। <chuckles> জানা উচিত ছিল। জি। হু। মানে পরিবেশ বুঝে আসলে আপনার ওই ড্রেস আপ টা পরা উচিত ছিল, সেটা আসলে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, তাই তো?
এক্সাক্টলি। তো আমি আসলে ঐদিন পর থেকে মানে এরপর থেকে আসলে আমার ১ সেট করে সু, ১ সেট করে জুতা, মানে ১ সেট করে শার্ট, ১ সেট করে প্যান্ট বা হচ্ছে যে ফরমাল যে ড্রেসআপ এটা আমি সবসময় ১ সেট আমি গুছায় রাখি যে এক জায়গায় হচ্ছে গেলে আমার হচ্ছে এটা মানে যাউয়া ইউস করা লাগবে আরকি।
জ্বি, জ্বি, জ্বি। আ দারুণ। তো এটা তো আসলে গেল, আপনি আ মানে ওই শিক্ষকের কথা শুনে, আপনি এই পরিবর্তনটা আনলেন, বা আপনার ভিতরে আসলে পরিবর্তনটা হল। তো সেক্ষেত্রে পরিবার কি কখনো আসলে আপনি স্টাইল নিয়ে, কখনো কথা বলেছে কিনা? বা হয় না? যে, পরিবার আসলে পছন্দ করছে না, আপনার আ নিজস্ব আসলে কমফোর্ট জোন টা। তো সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা আপাতত মনে পড়ছে কিনা?
আ আরেকবার একটু প্রশ্নটা করবেন আসলে?
আ আসলে প্রশ্নটা হল, যে আপনি যখন আসলে স্টাইলটা করছেন, বা আপনি আসলে নিজস্ব একটা স্টাইলের ভিতর আছেন, কিন্তু অনেক সময় দেখা যায় না? যে পরিবার সেটা আসলে পছন্দ করছে না, বা তারা আসলে বলছে, যে এটা কেনো আসলে পড়ছে, বা এরকম?
উ হুম। হুম, হুম, হুম। স্পেশালি আমি বলি, যে আসলে স্টাইল এর ক্ষেত্রে পরিবার আসলে আমার যে জিনিসটা পছন্দ করে, সেটা হচ্ছে আমার দাড়ি। ঠিক আছে? ওরা আসলে আমার দাড়ি আসলে পছন্দ করে না। তো আমার পরিবার চায়, দাড়ি রাখলে হচ্ছে হয় যে, একদম মানে সুন্নতি দাড়ি থাকবে, অথবা হচ্ছে যে একটা ক্লিন শেভ থাকবে। ঠিক আছে? আমি হচ্ছে ক্লিন শেভও না, আবার দাড়ির ডিজাইনও না, আবার সুন্নতি দাড়িও না। আমি হচ্ছে, ১ মানে ২ উইক পরপর হচ্ছে দাড়ি শেভ করি। আর এর মাঝখানে যতটুকু দাড়ি থাকে, ঐটা হচ্ছে আমার একটা মনে হয়, যে আমার কাছে যে পারফেক্ট ফিট আরকি, আমার কাছে লাগতেছে। তো এজন্য আসলে এটা আমার তারা পছন্দ করে। তারা আমাকে ২ টা চয়েস দিছে। ওই ২ টা চয়েস এর মধ্যে আমি যেতে পারি না। এখন আমার তো কিছু করার নাই। অ্যায়ে আমি আমার বেশ মানে খারাপ লাগে আরকি এটা। বাট আমি আমি এই স্যাক্রিফাইস করি না এই জায়গায় অবশ্যই। আমার যেটা ভালো লাগে হচ্ছে, যে এ এটাই আমি করি।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আ বাহ! <chuckles> আ জী। আচ্ছা, আচ্ছা, <chuckles> আ হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আসলে আ যেখানে আপনার কাছে মনে হবে যে, এই জিনিসটাতে আসলে আপনার নিজের ভালো লাগছে বা নিজের আসলে কমফোর্ট এ জোনটা আসলে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আ ওটাতে আসলে ফোকাস করা উচিত। তো এই যে আসলে আ দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু তারা খুব দ্রুত কিন্তু আসলে স্টাইলটা বদলে ফেলে। বা এই যে ট্রেন্ড যেটা থাকে ট্রেন্ড এর সাথে কিন্তু গা ভাসিয়ে দেয়। বিশেষ করে আ দেখা যায় যারা আসলে একটু মানে ওই যে, আ ওয়েসটার্ন কালচার ফলো করে বা আ বড়ো, বড়ো সেলিব্রিটি দের ফলো করে। তো সেক্ষেত্রে আসলে আপনি কি আ তাদের আসলে কীভাবে দেখেন বা আপনার কি মনে হয় সেটা আসলে কতটা যৌক্তিক?
হুম। হ্যাঁ, হ্যাঁ। আ দেখেন, দেখেন, দেখেন। এখানে কথা আছে যে আসলে উনারা যেটা করে, উনারা আসলে স্টাইল না। উনাদেরটা হচ্ছে ফ্যাশন। ঠিক আছে? আপনি কিন্তু ওই জা ওই জামা কাপড় আসলে আপনি কোনো জায়গায় পড়ে যেতে পারবেন না। যেমন দেখবেন যে আসলে, যেমন Gigi Hadid হত একটা পোশাকে একবার একটা রাম্প শোতে করছিল। সে হচ্ছে যে DHL এর একটা র‍্যাপার মানে কস্টেপ আছে না? কস্টেপ দিয়ে প একটা মানে কস্টিউম বানায় তো হচ্ছে ওটা পড়ে ও হচ্ছে হাঁটছিল হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এই জিনিসটা আপনি আসলে বাসার বাইরে হচ্ছে যে, আ পড়ে যেতে পারবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে হচ্ছে যে আপনাকে স্টাইল দেখতে হবে। স্টাইল কারা মডেল, মডেল কোথায় যে, যেমন ও বিভিন্ন শপ আছে না? শপের যে মডেল গুলাকে তারা রাখে, ওগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। যেমন বাংলাদেশে আমার অনেক ফেভারিট হচ্ছে ১ জন মডেল হচ্ছে নোবেল। ঠিক আছে? নোবেল কিন্তু অনেক অনেক, মানে সে অনেক এডুকেটেড, অনেক রিচ তার অনেক ভালো চাকরি আছে। মানে একদম ক্লাস পিউর ক্লাস যেটাকে বলে এই পিউর ক্লাস হচ্ছে নোবেল। হ্যাঁ। তো এই যে দেখবেন নোবেল আসলে হচ্ছে যে, নোবেল দেখবেন হচ্ছে যে Infinity র হচ্ছে মডেল Infinity, RichMan এগুলোর মডেল। মানে that fits him Infinity, RichMan ওগুলা মডেল হচ্ছে নোবেল। তো এটা ফিট করে উনাকে। তো আমি হচ্ছে ওনাকে দেখে এটা নিয়ে খুব একটু মানে যে ভালো লাগে আরকি। I I I admire him তো আমার কাছে হচ্ছে এগুলাকে হচ্ছে আমি ফলো করার ট্রাই করি।
একদম। <chuckles> উ হুম। কসটেপ এ দিয়ে আসলে জামা বানিয়েছিল সেটা পড়েছিল রাইট। একদমই তাই। ও! একদমই তাই। ক্লাসিক। হুম। ক্লাসিক মডেল একদম। হু, হু। আচ্ছা, আচ্ছা। বাহ! এটা কিন্তু আসলে শুনে বেশ ভালো লাগলো। বিশেষ করে আপনি যে আ নিজের স্টাইল একে আসলে কীভাবে আব আ ধরে রেখেছেন বা আপনি আসলে বললেন যে, অনেক সময় দেখা যায় যে স্টাইল এর বদলে আপনি আ আপনাকে আসলে কত কথা শুনতে হচ্ছে। আ কিন্তু আপনি নিজস্ব স্টাইল এ থাকছেন। আপনি সেই জিনিসটা আসলে পরিবর্তন করছেন না সেটা কিন্তু শুনে বেশ ভালো লাগলো। বা আপনার সাথে কথা বলেও কিন্তু বেশ ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আমার আসলে হচ্ছে আপনার সাথে হচ্ছে আ এ বিষয়ে কথা বলতে পেরে আমার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পেরে আমারও ভালো লাগছে। তো আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।
শুভরাত্রি আপনাকে।